রয়েছে কিংবা পরিবারের কারো সাথে কথা বলতে পারেন। এটাও কিন্তু আপনাকে মানসিকভাবে ভালো থাকতে অনেকটাই সাহায্য করতে পারে এবং এর পাশাপাশি বাকি যেই পরামর্শগুলি দিলাম ওগুলিও কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন।
হুম, আমি এখন আশা করছি যে কিছুটা হয়তোবা চেষ্টা করলে নিজের খারাপ লাগাটা হয়তোবা অ ওভাবে আমি একটু কমাতে পারবো। ঠিক যেভাবে আপনি বললেন যে ছোট, ছোট বিষয়ে বা নিজের অনুভূতিগুলোর জন্য হয়তোবা যদি আমি নিজেকে একটু priority দিতে পারি বা সীমাটা যদি যথা যথাযথ স্থাপন করতে পারি তাহলে হয়তোবা বলা যায় তাদের কাছ থেকেও আমি ব্যক্তিগত সীমানাটাও রক্ষা করতে হয়তোবা পারবো। তো অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
কোনো সমস্যা নেই। আমি আশা করছি খুব দ্রুতই আপনি এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনার জন্য শুভ। থাকবেন।